আচ্ছা, তো এরকম কি আপনার কোন সময় হইছে যে আপনি ধরেন আ মানে এরকম কোন একটা ব্যান্ডের মিউজিক অনেক পছন্দ করেন। তো আপনি ওদের মানে কোন একটা কনসার্ট দেখতে বা দেখা গেছে আ অনেক দূরে কোথাও গেছেন বা এরকম কোন অভিজ্ঞতা আছে নাকি যে কোন একটা প্রিয় ব্যান্ড সংগীত আকারের আ কোনো একটা গান শুনতে আপনি চলে গেছেন কোন একটা আ জায়গায় আ কনসার্ট এ?
হু। জী। হ্যাঁ। আচ্ছা। না অত অত দূরে যাওয়া হয় নাই। কারণ আমার বাড়ির কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আর ঠিক আছে? তো শীতকাল আসলে এখানে কনসার্ট হয়। আ প্রতি সপ্তাহে একবার কনসার্ট হবে। হয়তোবা শিরোনামহীন আসবে বা Artcell আসবে।
<chuckles> বুঝতে পারলাম। হ্যাঁ, হ্যাঁ। তো আপনার প্রিয় ব্যান্ড মিউজিক এটা কে আ মিউজিশিয়ান আসে নাকি ওইখানে?
আমার প্রিয় ব্যান্ড মিউজিশিয়ান যদি বলি Warfaze. আ Warfaze খুব কম আসে, ১ বার আসে। বছরে ১ বার আসে জাহাঙ্গীরনগরে। তো জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে কনসার্টে ১ বার আসে। আ Artcell আ Artcell ও ২ বা ১-২ বার আসে। শিরোনামহীন প্রায় আসে। শিরোনামই সবচেয়ে বেশি আসে। শিরোনামহীন, Nemesis এরা অনেক বেশি আসে। তারপর মেঘদল এরা অনেক বেশি আসে। আ ঠিক আছে? হুম, তো Warfaze এরটা মিস হয় না কোন সময়।
মানে বুঝতে পারলাম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারলাম। জ্বি, জ্বি। তো এই জিনিসটাতে দেখা যাক এ হ্যাঁ, হ্যাঁ। তো মানে দেখা যাচ্ছে যে আপনার Warfaze এক কথায় আ খুবই প্রিয়। তো এটা আরকি মানে উনারা মা মানে আপনাদের যে আ বাসার পাশে যে জায়গা আছে ওখানে দেখা যায় খুব কম আসা হয় আরকি। বছরে ১ বার হয়তো বা। তো এই যে এই জিনিসটা মানে দেখা যায় কি যে অনেকের এরকম আছে যে তারা মানে গান জিনিসটাকে আ নিজের প্রফেশনাল জীবন বানিয়ে ফেলে বা এটা দিয়ে এ আয় রুজি করার একটা প্রবণতা থাকে। তো আপনার কি এরকম মানে কোন সময় হইছে যে নাকি আপনিও মানে সঙ্গীতকার হিসেবে নিজেকে পরিচয় দিতে চান এক কথায় অনেক সময় যেয়ে?
হু। উম জী। হুম। উম জ্বী। হুম। হ্যাঁ জি।